হ্যাঁ। তো সেটা তো একটা ক্যারিয়ার, না? আপনি যদি ছোটবেলা থেকে ধরেন, আপনি ধরেন ক্লাস ১০ এ পড়েন, তখন থেকে বাইরে স্টুডেন্ট পড়ানো আরম্ভ করছেন। তো সেটাও তো আপনার ক্যারিয়ারই হয়ে গেল। পরবর্তীতে, আপনি শিক্ষকতার পেশায় যোগ দিলেন। ওটাও তো, আপনার ক্যারিয়ারই হয়ে গেল। আসলে, মানে আপনি বিষয়টার উপর কতটা সফল কিংবা আপনি কতটা দক্ষ, এটাই হচ্ছে কেরিয়ার।
আচ্ছা। হুম, হুম। আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ। উ হুম। বুঝলাম। তো, তার মানে যে, শুধুমাত্র যে, বিষয়ের উপরে পড়াশোনা করছি, বা যে, যে, যে, জায়গায় যে, কাজ করছি, কাজের প্রেক্ষাপটে আর কি আমি আসলে ওখানে কতটা সফল। এটাই হলো ক্যারিয়ার।
হুম। ওটাই ক্যারিয়ার, মোট কথা। আপনি কোথায়, কোথায় কাজ করছেন, কি, কি, কাজ করছেন এবং কেন করছেন, ইত্যাদি, ইত্যাদি। এগুলো মিলেই ক্যারিয়ার। তো, ক্যারিয়ার তো বুঝলাম। কিন্তু আমার কথা হচ্ছে যে, আসলে এ্যা কেরিয়ার যদি বুঝে থাকি, তাহলে ক্যারিয়ারটা গড়ব কী করে? আই মিন, আপ আপনারা আমার দিকে যদি তাকান, আমরা কিন্তু আসলে, আ গতানুগতিক যে, কেরিয়ারের ধারণা, তা কিন্তু আমাদের জন্যে না আমরা কিন্তু আ দেখা যায়, অন্যভাবে আগাইতে চাই। অন্য কোন ধরনের আ কাজ করতে চাই। সো, সেক্ষেত্রে, ক্যারিয়ার কিভাবে গড়া যায়?
আচ্ছা। আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ। ক্যারিয়ারটা গড়বো কি করে, না? হ্যাঁ। <chuckles> আচ্ছা। একদম। ব্যবসা টাইপ আর কি। আমি তো ব্যক্তিগত ব্যবসাটাই। <lip trill> তো আচ্ছা, ব্যবসার, আমার তো আসলে চিন্তাধারা, ব্যবসা করা এই যে, ব্যাংকে একটা নির্দিষ্ট পরিমাণে টাকা, তা সঞ্চয় করা, সঞ্চয় করার পরে বসে, বসে, ঘুমিয়ে, ঘুমিয়ে, খাওয়া আর কি। এটাই আমার কাছে ক্যারিয়ার ভাই। বর্তমানে। <chuckles>
হু, হুম। হুম। <chuckles> আহ না কা খা খারাপ বলেননি মোটেই। কারণ, আ আসলে ব্যবসা করার মানেই তো যে, সারাজীবন ব্যবসা করতে হবে, তা না। রেগুলারলি চেঞ্জ হতে পারে, ই হতে পারে, আ সময় বুঝে, অবস্থা বুঝে, ব্যবস্থা হতে পারে, আরকি। কিন্তু আমি, আ আমি নিজে ভাবছিলাম যে, আসলে
তাই না? একদম। একদম। হ্যাঁ।
এখানে আমরা যদি ক্যারিয়ার বলতে, স্বাভাবিক যে, ই টাকে বুঝি যে, নাইনটিফাইভ ৯টা-৫টা জব থাকবে। একটা জব ছেড়ে, অন্য জবে গেলে, আমাদের এই একই বিষয়ের উপর জব করতে হবে। এটাই তো আসলে, আ ক্যা হি আ মানে গতানুগতিক ক্যারিয়ার আরকি। কিন্তু, আমাদের জন্য ক্যারিয়ার টা কি হবে? যারা আসলে, গতানুগতিক কাজটা করে না।
আ আচ্ছা। আচ্ছা। তার মানে, আপনি যদি আসলে আ